আচ্ছা, তো এই যে আ খুব সুন্দর, সুন্দর কিছু ব্যাপার আ আপনি বললেন যে আ ছোটবেলায় পাঁপড় খাওয়ার কথা, বা মিষ্টি খাওয়ার কথা। তো আসলে ছোট, ছোট বাচ্চাদের তো আসলে একটা আম আ চিপস, চকলেট, আইসক্রিম এগুলোর প্রতি বিশেষ একটা ঝোঁক থাকে। আপনি সেক্ষেত্রে একেবারে আ পুরোপুরি ভিন্ন কথা বললেন যে, আ পিঠা, পাঁপড় এগুলোর প্রতি আপনার একটা আকর্ষণ ছিল। তো হচ্ছে এই চিপস চকলেটের প্রতি কি কখনো কোন আ ঝোঁক ছিল না? বা এগুলোর প্রতি কি কোন আকর্ষণ বোধ করেনি, ছোটবেলায়?
একদম, একদমই। হ্যাঁ, দেখুন, আ যেটার কথা বললেন, যে আসলে আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু আসলে ভীষণভাবে সেই আইসক্রিম প্রেমী ছিলাম। যেহেতু আমি বআ ছোট থেকে আসলে শহরে বেড়ে উঠেছি। তো এই যে পিঠা বা এই যে ধরনের যে বিশেষ খাবারগুলো, সেটা কিন্তু আ নির্দিষ্ট কিছু সময় থাকত। আ যেমন হচ্ছে বা বআ যখন হচ্ছে এই যে বৃষ্টি বাদলের দিন হতো, তখন কিন্তু এই পছন্দের খাবারগুলো খুব একটা বেশি হত না। তো ঋত আ ঋতু মেইনটেইন করে কিন্তু সেই খাবারগুলো হতো। আর এই যে আইসক্রিমের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে আমি আইসক্রিমের প্রতি ভীষণ প্রেমী ছিলাম, এবং ছেলেবেলায় এমনও হয়েছে যে, আ বাবাকে বলা হয়েছে, "তুমি যদি আমাকে আইসক্রিম না নিয়ে এসে দাও, তাহলে আমি কিন্তু কালকে স্কুলে যাব না।" বা, "আমি কিন্তু বই পড়ব না।" তো এইরকমভাবে কিন্তু আসলে অনেক ব হয়েছে, এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, আমার ছেলেবেলা থেকে একটি অভ্যাস ছিল। সেটা হচ্ছে বআ যেকোনো পছন্দের খাবার আমি আমার মায়ের হাত দিয়ে খেয়ে নিবো, এবং আমি কিন্তু নিজে হাতে টাচ করবো না। তো এভাবে করে কিন্তু আসলে হ্যাঁ, একদম, একদম আসলে সেটাও কিন্তু আসলে মায়ের হাত দিয়ে খাওয়া হত, এবং মাঝে, মাঝে যখন মা একটু খেয়ে নিত, তখন ভীষণ কান্না করতাম, আজও আসলে মনে আছে সেই স্মৃতিগুলো।
হুম, আচ্ছা। হুম, হুম। সময় পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। ও বাবা! <chuckles> আচ্ছা। খেত আচ্ছা। তো আইসক্রিমও কি মায়ের হাতে খেতেন? <scoffs> আচ্ছা। হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মা খেয়ে নিত, তো মাকে তো নিশ্চয়ই আপনি খুব ভালোবাসেন? যেহেতু মায়ের হাতে খাচ্ছেন আ তো তাহলে মায়ের মা খেয়ে নিলে কা কাঁদতেন কেন?
একদম, একদমই।